আ আমি আসলে বিশ্বাস করি যে, এ মানে খাবার মানে কিন্তু শুধু পেট ভরা আ বিষয়টা কিন্তু এরকম না যে, খাবারের সাথে কিন্তু আসলে মানে হচ্ছে, মনেরও একটা সম্পর্ক আছে। আমার কাছে মনে হয় যে, আ খাবার শুধু শরীরকে নয়, মানে মনকেও কিন্তু পুষ্টি দেয়।
আচ্ছা, আচ্ছা। ও! আচ্ছা। একদম, একদম। অবশ্যই, আপনার শরীর যদি ঠিক না থাকে, তাহলে তো মনও ঠিক থাকবে না। কোনো না কোনো ভাবে প্রভাবিত হবে। তো আ কখনো যদি এ আপনি একটা নতুন খাবার খান বা হয়তোবা আপনার প্রিয় খাবার খান, আ সেক্ষেত্রে আপনার মনের কেমন পরিবর্তন হয় বা মুড আসলে কিভাবে পরিবর্তন হয় সেক্ষেত্রে?
একদমই, একদমই। <chuckles> আ আমার কিন্তু আসলে আ সবথেকে বেশি প্রিয় হচ্ছে যে, আ আমার মায়ের হাতের আ খাবার। বিশেষ করে সকালবেলা আম্মু কিন্তু আমার মাঝে, মাঝে হচ্ছে গরম ভাত সাথে কিন্তু হচ্ছে, মসুরের ডাল ভর্তা, আ এবং ডিম ভাজি করে। <chuckles> এটা কিন্তু আসলে অ্যা হ্যা।
আহাহা! আচ্ছা, আচ্ছা। এটা এটা কি লোভ দেওয়ার জন্যে বললেন?
<laughs> এ এটা কিন্তু আসলে আমার খুবই একটা প্রিয় খাবার। আর মানে মসুরের ডালে যদি একটু মিষ্টি ঝাল হয়, মানে বেশি ঝাল না হয়ে। তাহলে কিন্তু একদম মানে হ্যা, হ্যা, জমে যায়। আর সাথে যদি ঘি থাকে, তাহলে তো আসলে কোনো কথাই নাই। তো এইটা কিন্তু আমার কাছে
আচ্ছা। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, মানে এইটা, এইটা, এইটা কিন্তু একটা পর্যায়ে জেলাসি তে চলে যাচ্ছে। হ্যা, এবং মানে এত ভালো খাবারের কথা বলা দন্ডনীয় অপরাধ। তো আচ্ছা এই খাবার খেলে, আসলে তখন আপনার মনের অবস্থা কী হয়?
<laughs> <laughs> আ